হ্যাঁ। তো দেখেন এ্যা আমিও ব্যাপারটা একই মনে করি আপনার সাথে। এ্যা তাছাড়া আরেকটা ব্যাপার হল যে, এ্যা দ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার জন্য আমি অনেক উম বিশেষ উপায় বা পরিকল্পনা অবলম্বন করি, অ্যা সেক্ষেত্রে হচ্ছে ধরেন আ আমার একটা বন্ধুর সাথে ঝগড়া হয়েছে। এ্যা কোন, কোন অনেক বিষয় নিয়ে তো আসলে ঝগড়াটা হয়। তখন আমি নানা ধরনের উপায় বা পরিকল্পনা করি যে, "কিভাবে তার সাথে আবার কথা বলা যায়, কিভাবে তার সাথে আবার আগের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা স্থাপন করা যায়!" কারণ সেই বন্ধুটার সা বন্ধুর সাথে আমার আ অনেক উ বিশেষ মুহূর্ত রয়েছে। অনেক স্মৃতিময় মুহূর্ত রয়েছে, যেগুলোর কথা মনে পড়লে আমার নস্টালজিয়া ফিলিংস হয় বা মনে হয় যে আমাদের আগের দিনগুলি অনেক ভালো ছিল। আমরা আগে অনেক ভালো ছিলাম।
হু, হু। আচ্ছা। হু, হু। জ্বী। হু, হু।
তো আমরা কেন ঝগড়া করলাম? ঝগড়া না করে আবার আমরা আগের মতই বন্ধুত্ব স্থাপন করি বা আগের মতই আমরা চলাফেরা করি ওই দিনটি আমাদের জন্য আ উ খুবই ভালো ছিল এবং আগের মতো যদি আমরা সবকিছু ঠিকঠাক করে নেই, সেটা অনেক ভালো হবে। কারণ আমাদের যেকোনো প্রয়োজনে আমরা সবথেকে বেশি বন্ধুদের সাহায্য নেই। আমাদের যেকোন আমরা সমস্যায় পড়লে বন্ধুর হেল্প নেই। বন্ধুর সাহায্য ছাড়া আমরা কখনোই কিন্তু কোন সমস্যা থেকে বের হতে পারি না। কারণ আমরা পরিবারের সাথে কিন্তু সব সমস্যার কথা তুলে ধরতে পারি না। বা আমাদের আত্মীয়স্বজন রয়েছে যারা, সবার সাথে সব কথা বলা যায় না। তো বন্ধু এমন একটা মানুষ, যার সাথে যেকোনো বিষয় আপনি শেয়ার করতে পারবেন। আপনি ভালো খারাপ আ সমস্যা, তারপরে ভালো আছেন মি সবকিছু ঠিক আছে এটাও আপনি বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। তেমনি একটা সমস্যায় পড়লেও তার থেকে মোটিভেট মোটিভেশন নিতে পারবেন, উপদেশ নিতে পারবেন। সে আপনাকে সব থেকে সেরা উপায়টা বলে দিবে যে, আপনি কিভাবে সমস্যা থেকে বের হবেন। সে আপনার পাশে থাকবে। যদি এমন একটা ভালো বন্ধু আপনি পেয়ে থাকেন, সে সবসময় আপনাকে যেকোন প্রয়োজনে আপনাকে সাহায্য করবে। কোন না কোন ভাবে তার যতটুক সম্ভব। তার সামর্থ্যের সবটা দিয়ে আসলে সে আপনাকে সাহায্য করবে। তো আমি এ আসলে এই কারণগুলোর জন্যই আ অনেক উপায় বি বা পরিকল্পনা অবলম্বন করি। বন্ধুর সাথে আবার যেন আগের মতো সম্পর্ক থু কিছু ঠিকঠাক হয়ে যায়। সেই ব্যাপারগুলো আমি আসলে সবসময় এ্যা ভাবি চিন্তা করি এবং নিজের দায়িত্বে সেটা আমি করে থাকি। যদি বন্ধু আমার সাথে এ্যা আগের মতো কথা না বলে, আমি নিজে গিয়ে কথা বলি, নিজে গিয়ে সবকিছু আবার ঠিকঠাক করে নিই। তো আপনি কি করেন এই ব্যাপারটা যে দ্বন্দ্ব মিটিয়ে নেওয়া, আপনি কোন বিশেষ উপায় বা পরিকল্পনা কোনো অবলম্বন করেন কি?
উম-হুম, জ্বী। উ জ্বী, জ্বী। জ্বি, জ্বি। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। হুম। অবশ্যই। একদম ঠিক বলেছেন। <chuckles> হুম, হুম।